ঠকেছি বলতে কি, বিষয়টা হলো কি আমি যেভাবে ঠকেছি সেটা আমি বলছি। এ যেমন ধরুন আমি আসলে দেখেছি তো সামনে পোস্টটা এসেছে। তখন চিন্তা করলাম নাহ। <tsk> আমার তো তাহলে একটু খরচটা কমে গেল আমি এখান থেকে তো আসলে নিতে পারব আমার যা, যা লাগে। পরে যখন ভিডিওটা আমি ওপেন করেছি সেখানে দেখলাম না শুধুমাত্র উপরের পোস্টটাই করা 50% ছাড়। ভেতরে যখন প্রাইস বলল, ওই প্রাইস এ কিন্তু 50% ছাড়ের কথা লিখাই নাই। তো সেই যে
হুম। হুম। হু। তার মানে তো এটা খুবই প্রতারণা করা হয়েছে এবং এ এটাতে এখন মজা পাওয়া যাচ্ছে। কিন্তু এটা তো খুবই কষ্টে যা দেখা যাচ্ছে।
হ্যাঁ, একদমই। হ্যাঁ, কষ্টের তো ছিল কারণ সাময়িকভাবে আমি একটু খুশি হয়ে গিয়েছিলাম। পরবর্তীতে আবার সে ধুর আর তো হবে না।
হু, হু, হু। যা তার মানে যা যে যেই লাউ সেই কদুই হয়ে গিয়েছে নাকি? <chuckles> এ হ্যাঁ, চমৎকার বললেন এইযে মজার কথা যেহেতু বলছিলেন। ফেক নিউজ পেয়ে দেখে বন্ধু-বান্ধব বা পরিবারের সাথে এমন কোনো মজার অভিজ্ঞতা আছে? যেটা এখনো আপনাকে হাসায় বা এখনো মনে হয় যে কি এটা কেমন ছিল বা এর এরকম না হলে এ বোধহয় ভালো হতো। এটা জোক টাইপ এর কোনো অভিজ্ঞতা কি আছে আপনার? জি বলেন।
সেটাই, সেটাই এই বিষয়টা হয়েছে। জী। হুম। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ ফেক নিউজ বলতে কি, যেমন হচ্ছে একটা বিষয় হয়েছে যে আমি না মানে দেখেছি যে, একটা ফেক নিউজ মানে আমার বন্ধু-বান্ধবরা বলছিল যে, তারা একটা ফেক নিউজ দেখেছে। এমন একটা ফেক নিউজ যেখানে হচ্ছে যে, তা মানে আমাকে নিয়ে আসলে মোটামুটি একটা মিথ্যা কথা লিখা হল। ধরুন, হ্যাঁ? এরকম একটা বিষয় ছিল। আসলে কি ছিল সেটা বলতে চাচ্ছি না। বাট আমাকে নিয়ে লিখেছে।
হু। তাই নাকি? উ যাক, যাক না বলাই ভালো। আপনাকে নিয়ে লিখেছে। তা তারপর বলুন। শুনতে ইচ্ছে করছে। <chuckles>
এ হ্যা। হ্যাঁ, তারপরে তো আমাকে নিয়ে লেখা ছিল। পরে আমি বললাম, "আচ্ছা, আমার ক্ষেত্রে এই ধরনের একটা নিউজ হয়ে গেল অথচ আমি সেটা জানি না?" মানে এই বিষয়টা হল আরকি।
উ আপনি তো অনেক ফেমাস হয়ে গেছেন তাহলে। <chuckles>
<chuckles> ফেমাস আ বলা যায় কিছুটা। কিন্তু তারপরও ওই টাইম টার মধ্যে আমি আসলে সরাসরি অ্যাকশন নিয়ে ফেলি তো। তো, অ্যাকশন নেওয়ার কারণেই হয়তোবা সেই ফেক নিউজটা আর বেশিক্ষণ হয়তোবা সেখানে থাকতে পারে না আরকি। Facebook এ বলুন বা বিভিন্ন সোশ্যাল মি
আচ্ছা। উ তার মানে সব কিন্তু এখান থেকে ও ওটা সরিয়ে নেওয়া হয়েছে। যাক এটা ভালো করেছেন এবং আপনি যেটা না সেটা যদি বলা হয় তাহলে দেখা যাচ্ছে যে এটা খুবই খারাপ বা এটা অনেকের জন্য সম্মানহানিকর জিনিসও হতে পারে। হ্যাঁ, এবং এটা শুধু যে নিজের জন্য তা নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে, স অ্যা পরিবারও এটার দ্বারা বা ক্ষতিগ্রস্ত হয়। তো এইযে যে এইযে যে ফেক নিউজ বানায় এবং কারা বানায় এই <chuckles> এই জিনিসটা যদি জানা যেত তাহলে আপনি কি করতেন? <chuckles>
হ্যাঁ, হ্যাঁ এটা হুম। হ্যাঁ। হতে পারে। হয় তো। হতে পারে, হু।